আচ্ছা আমাদের প্রতিদিনের যে খাবারের একটা প্ল্যানিং থাকে বা প্রতিদিন কী খাবো? সেটার বিষয়ে একটা ভাবনা থাকে। সেই বিষয়টা আসলে সাপ্তাহিক ভাবে আপনি কীভাবে পরিকল্পনা করেন?
হুম। উম আসলে প্রথমত আ আমি যেহেতু স্টুডেন্ট একা, একা থাকি, আ আবার দেশের বাইরে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহের মেনুটা করে ফেলা আগে থেকেই। আমি যেটা করি যে, আমার যে উইকেন্ডটা থাকে শনি আর রবিবার, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার যেই খাবারগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই ১ম এ করি কী, যে আমি মিল প্রেপ করে রাখি, সবজিগুলো কেটে রাখি, আমি হচ্ছে যে চিকেন যেটা আ চিকেনের আ ব্রেস্ট কিনে সেটা হচ্ছে যে আমি শ্রেডেড করে, সিদ্ধ করে শ্রেডেড করে রাখি, যাতে যেকোনো খাবারে মোটামুটি ইনস্ট্যান্ট দেয়া যায়, সেটা করি। আর আমার যেই একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে কী যে, আ ইনস্ট্যান্ট কিছু জিনিস কিনি, যেমন এখানে রুটি যেটা আমরা বলি সেটা হচ্ছে এখানে তরতিয়া নামে পাওয়া যায়। তো এই যে তরতিয়ার প্যাকেট ২-৩ টা নিয়ে আসি বেশ কম দাম। সেটার সাথে, সাথে হচ্ছে যে ই আ আ ইনস্টান্ট হচ্ছে যে দেখা যাচ্ছে যে চিজ কিছু আছে এগুলো আনি। তো দিন শেষে কিন্তু এই খাবারগুলোই মিসম্যাচ করে মনে করেন আপনি তরতিয়ার সাথে খাওয়া বা ভাতের সাথে খাওয়া বা সালাদের সাথে খাওয়া। য সালাদও ডিরেক্ট কিনতে পাওয়া যায়। তো এভাবে কিন্তু করা হয় আরকি আমার।
আচ্ছা। ও! আচ্ছা। মেইনটেইন করা আচ্ছা। হুম, হুম। হুম। হুম। আচ্ছা। উহু। হু, হু, হু, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। তো আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, আপনি খুবই আ ইন্টারেস্টিং ভাবে প্রতিহি প্রতিদিনের খাবারের প্রিপারেশনটা করেন। আ আসলে বাইরের জীবনটা তো খুবই কর্মব্যস্তময় থাকে এবং জীবনটা আসলে কঠিন যেহেতু কোন হেল্পিং হ্যান্ড থাকে না। অনেক আ আম অনেক আসলে সমস্যার সম্মুখীনই হতে হয়। তো সেক্ষেত্রে যদি আবার খাবারের জন্য আলাদা করে মাথায় একটা প্রেশার থাকে তাহলে এটা আসলেই ঝামেলার। তো আসলে এই যে খাবারের বিষয়গুলো যে আপনি আগেই বললেন যে আগেই মিল প্রিপারেশন করে রাখেন তো, মে সেক্ষেত্রে আপনার কী মনে হয় পুষ্টিগুণ কী কিছুটা কমে যায়? এই যে শ্রেডেড যেমন চিকেন বললেন, এটাতে কী আসলে পুষ্টিগুণ কমে? নাকি পুষ্টিগুণটা যেরকম সেরকমই থাকে?
হুম। হুম, হুম। জি। হু, হুম। একদম। হু, হু। হুম। ঠিক বলেছেন কিন্তু। হুম। হুম, হুম।